যোগাযোগ রক্ষা করার যে বিষয়টা আমি আ আমি দেখা যাচ্ছে যে অফিসে যাবো আ সেক্ষেত্রে কিন্তু আমার আম্মুকে ফোন দেই। ফোন দিয়ে বলি যে আমার কিন্তু এখন একদমই টাইম নেই কারণ হচ্ছে দেখা যাচ্ছে সকাল ৯:৩০ টায় অফিস, আ আমি, আমি, অফিসে যাচ্ছি, আমি হচ্ছে লঞ্চ টাইম এ, লঞ্চ ব্রেক এ আমি তোমাকে কল দিয়ে ফ্রি হয়ে কথা হ্যাঁ কথা বলব। এভাবে কিন্তু শর্ট টাইম এ আমি আম্মুকে বুঝিয়ে দেই যে আমি এখন অমুক জায়গায় ব্যস্ততার কারণে যাচ্ছি। তোমার সাথে কিন্তু আমি অ্যা ফ্রিলি বা যেভাবে অ্যা কথা বলি সেভাবে কথা বলতে পারছি না, তুমি টেনশন করো না <chuckles> আমার আম্মু কিন্তু আমাকে নিয়ে অনে
যোগাযোগ ক বুঝতে পেরেছি। অর্থাৎ হলো, আ <chuckles> যে এই যে আপনি হয়তো বা কল না ধরতেন তখন টেনশন করত। তো সেক্ষেত্রে আগে থেকেই যে বলে দেন যে আমি আসলে ব্যস্ত থাকবো, আমি টাইম মতো কল করব। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু দেখা যায় যে মেসেজ সিস্টেম পালন করে। মেসেজ এ একটু বলে দেয় বা শর্ট মেসেজ গুলো রয়েছে এক ক্লিকে একটা রিমাইন্ডার চলে গেল। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে?
হ্যাঁ, একদম। হ্যাঁ, এই ব্যাপারটাও আসলে আমার কাছে ভালো লাগে। কিন্তু আ একটা বিষয় দেখুন যে আমার আম্মু-আব্বু মানে মা চাচী আম্মু-আব্বু এরা কিন্তু আগেকার যুগের মানুষ। এরা কিন্তু মেসেজ অতটাও পড়তে পারে না বা বুঝতেও পারে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কলেই হচ্ছে বলে দিতে হয়। আর বন্ধু-বান্ধব অথবা আমার হাসব্যান্ড এর কথাই যদি বলি আ দেখা যাচ্ছে শর্ট টাইম এ আমাকে কিছু বলতে হবে সেক্ষেত্রে কিন্তু ফোন না দিয়ে আমি দেখাচ্ছি একটা টেক্সট করে দেই যে আমি বিজি আছি অথবা বিজি, এইটুকুতেই কিন্তু আ আসলে আমার আ হাসব্যান্ড বুঝে যায় অথবা বন্ধু যে আমার বেস্ট ফ্রেন্ড সে কিন্তু বুঝে যায় যে এখন ও বিজি আছে, তাহলে পরবর্তীতে যখন ফ্রি হবে ও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। তো বিষয়টা কিন্তু এক্ষেত্রে আমি শর্ট।
<chuckles> জ্বী। বুঝতে পারবে না জ্বী। ও আচ্ছা, আচ্ছা। <smacks lips> এটা কিন্তু খুবই ভালো। আ হ্যাঁ, হ্যাঁ, যে অ অর্থাৎ যে ৩০ সেকেন্ড বা ১০ সেকেন্ডেও যদি বলা যায় তাহলে কিন্তু ভালো একটা সময়। তো এই যে যারা ফুফু বিয়ে হয়ে গেছে অনেকদিন থেকে যাওয়া হয় না, বা অনেকে আছে যে ভাই বোনদের মধ্যেও একটা কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায় সমাজের অ্যাম বাস্তবতা যেইটা আরকি সময়ের কারণে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি করেন? যে আত্মীয়স্বজন যাদের সাথে আসলে অনেক দিনই যোগাযোগ হয় না? কাজের ফাঁকে বা ব্যস্ততার মাঝেও আসলে তাদের সাথে সম্পর্ক মেইনটেইন করার জন্য আপনি কি করে থাকেন?
হ্যাঁ একদম।

আমি আসলে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছি। আমি Facebook এ উনার নাম লিখে সার্চ দিয়েছি। উনার কনট্যাক্ট নাম্বার যেহেতু আমার কাছে ছিল না। সে টাইমে আমি অনেক ছোট ছিলাম বুঝতামও না। তো সেক্ষেত্রে কিন্তু আ সোশ্যাল মিডিয়া গুলোতে আমি খোঁজার চেষ্টা করেছি। আমি কিন্তু
আচ্ছা, আচ্ছা। চেষ্টা করেছেন খোঁজ খবর করার। তাই না? উম।
কিন্তু আমি আসলে পাইনি। এটা আমার কাছে এখনো খুব খারাপ লাগে। আমি আসলে আ যখনই উনার কথা ভাবি আমার মানে আ খুবই খারাপ লাগে। কারণ উনি আমার আসলে বয়সে অনেক বড় হলেও একজন ভালো বন্ধু ছিল। কিন্তু
বুঝতে পেরেছি। <laughs> ভালো সম্পর্ক একটা হয়ে গেছে। না বুঝতে পেরেছি এটা আসলে খুবই আ কষ্টের যে এই যে দীর্ঘদিন পর্যন্ত আসলে যোগাযোগ না রাখা বা না থাকা মানে কি হলো না হলো কেমন থাকলো। হ্যাঁ, এটা খুবই আসলে কষ্টের একটা ব্যাপারের কথা বললেন। তো সেক্ষেত্রে অ্যাঁ যদি হয় না যে আপনার এই যে ১০ বছর ১৫ বছর পরে, আপনি যদি কখনো মানে অপ্রত্যাশিতভাবে তাকে আসলে দেখে ফেলেন বা কোথাও আপনাদের দেখা হয়, তখন আসলে আপনার রিঅ্যাক্ট কেমন হইতে পারে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, একদম। আমি আসলে খুবই খুশি হয়ে যাবো, যে আমার পুরনো সেই বন্ধুটার সাথে যদি আমার আবার দেখা হয়। অ্যাঁ আমি এটা আসলে অ্যাঁ প্রে করি যে, ওনার সাথে যেন আমার অ্যাঁ হুট করে কোন এক সময় কোনো, কোনোভাবে যেন যোগাযোগ হয়ে যায়। কারণ আমি, আমি সত্যিই ওনাকে অনেক মিস করি। অ্যা যেহেতু মানে ছোটবেলায় একটা ভালো সম্পর্ক ছিল, তারপরে হুট করেই সে হারিয়ে গিয়েছে। কোথায় আছে, কেমন আছে, আসলে আমি কিন্তু কিছুই জানি না বা বলতেও পারব না। যোগাযোগ করারও চেষ্টা করেছি, সেটাও সম্ভব হয়নি। আ আমি আসলে খুব করেছি লাস্ট যে আমার
দেখা হয়। আচ্ছা, আচ্ছা। হুম, হুম বুঝতে পেরেছি। জ্বী, জ্বী, বুঝতে পেরেছি। আ না আমার মনে হয় যে আপনি হয়তোবা হঠাৎ করে দেখা পেয়ে যাবেন। তো একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনার যে কাজ এবং পরিবারের ব্যস্ততা এই বিষয়গুলোকে মাথায় রেখে আ মানে সবার সাথে খুব সংক্ষিপ্তভাবে সম্পর্ক রক্ষার অ্যা কী উপায় হতে পারে? যদি কোন পরামর্শ দিতেন।
আমার কাছে মনে হয় যে, আ কাজ এবং মানে যে ব্যস্ততার এটা আ মানে সম্পর্ক রেখেই যদি আমি কারো সাথে আ সম্পর্ক রাখতে চাই। অ্যাঁ সেক্ষেত্রে আমার কাছে মনে হবে, মনে হয় যে, সপ্তাহে ১ দিন অন্ততপক্ষে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব বলি বা পরিবারের মানুষজন বলি তাদের সাথে কিন্তু যোগাযোগ করার। আর মা-বাবা, হাসব্যান্ড আ এদের সাথে তো ডেইলি যোগাযোগ হয়ই। এটা তো
হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগ করা। জ্বী, জ্বী, জ্বী, বুঝতে পেরেছি। হ্যাঁ, খুবই সুন্দর বলেছেন। বিশেষ করে আপনি বলছিলেন আপনার বন্ধুটার কথা। অনেকদিন যোগাযোগ হয় না তো হয়তোবা যোগাযোগ হয়েও যাবে। আর আপনি যে এই যে, সবকিছুর মধ্যেও নিজেকে ব্যস্ততার পাশাপাশি অন্তত ছুটির দিনগুলোতে বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে যে বললেন, খুবই সুন্দর বলেছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে অত্যন্ত প্রাণবন্ত একটা আলোচনা হয়ে গেল। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
হ্যাঁ, একদম।